আচ্ছা, যে দলের মধ্যে খোলামেলা যোগাযোগ, এটা ঠিক কীভাবে ধরে রাখা যায়?
হুম, হুম। <chuckles> দেখেন, আসলে এইযে দলের মধ্যে যদি একটা খোলামেলা যোগাযোগের ব্যবস্থা যদি করতে হয়, হ্যাঁ? আমার মনে হয় কি? ১ম ধাপটা হলো যে একটা safe space ensure করা। হ্যা? যাতে আসলে দলের সদস্য যারা আছে, ছোট হোক, বড় হোক। ঠিক আছে? আ তারা যাতে একটু মানে খোলামেলাভাবে তাদের কথাগুলি প্রকাশ করতে পারে। কিংবা তাদের যদি আসলে কোন আইডিয়া থেকে থাকে, তারা যাতে আইডিয়াগুলি শেয়ার করতে কখনো সংকোচ বোধ না করে। হ্যাঁ? তো অনেক উম সময় দেখা যায় যে দলের মধ্যে যদি এরকম কেউ কোনো একটা আইডিয়া দিল কিংবা কোনো একটা কথা বললো, হ্যাঁ? যদি এই জিনিসগুলিকে নিয়ে কেউ ঠাট্টা মস্করা করে, কেউ যদি একটু বেশি judgemental হয়ে যায়। হ্যা? কিংবা তাদের কথাগুলি যদি আসলে আ বলার একটা সুযোগ যদি দেওয়া না হয়। ঠিক আছে? কিন্তু তখন কিন্তু দেখবেন যে আসলে দলের মধ্যে না ধীরে, ধীরে যোগাযোগের জায়গাটা থাকে না। তখন কিন্তু আ মেম্বার যারা আছে, হ্যাঁ? এটা হতে পারে যে আপনার অফিসের ক্ষেত্রে, আপনি যেই আ টিমটা ম্যানেজ করছেন কিংবা হচ্ছে যে অন্য যেকোনো ক্ষেত্রেই কিন্তু। যখন আপনি এরকম আইডিয়া দেয়ার সুযোগ দিবেন না, তখন কিন্তু আসলে তারা ধীরে, ধীরে নিজেদেরকে গুটিয়ে নেয়। মানুষ তখন আইডিয়া শেয়ার করতে চায় না। যেহেতু দেখছে যে তাদেরকে হয়তোবা এরকম মূল্যায়ন করা হচ্ছে না।
জ্বি। হুম। হুম, হুম। জ্বি। না আসলেই। মানে খুব সুন্দর করেই গুছিয়ে বললেন যে, এই যে একজন মানুষের আইডিয়াটা দিলো, সে এটা নিয়ে আবার মানুষ তো আসলে নিজের কাজের চেয়ে অনেক সময় দেখা যায় আরেকজনের পিছে লেগে থাকায় বেশি ইয়ে করে। দলের মধ্যে কিন্তু সেই জিনিসটা থাকলে দলের দল তো একটা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে। সেটা কিন্তু আর হয়ে উঠে জি। এ্যা তখন আমি যদি আবার একটু যে আ চিন্তা করে বলি আসলে খোলামেলা যোগাযোগ বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে আইডিয়া একটা তো ব্যাপার হতে পারে হ্যাঁ, খালি আইডিয়া এবং আইডিয়া আ সেটাকে যেন খুলে বলতে পারি। এছাড়া আর কি হতে পারে? খোলামেলা যোগাযোগের ব্যাপারটার মধ্যে?
হ্যাঁ। রাইট। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। জ্বি। না, খোলামেলা যোগাযোগ হচ্ছে নিজে আ নিজেদের মধ্যে যে interaction ঠিক আছে? এটা যে শুধু আসলে আপনার আ কোনো একটা কাজের ক্ষেত্রে হবে এমনটা না। নিজের ব্যক্তিগত কথাগুলি যাতে তারা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে হবে কি যে, নিজেদের মধ্যে কিন্তু তখন একটা মানে বন্ডিং তৈরি হবে দলের মধ্যে। আর দলের মধ্যে যখন একটা এরকম আসলে সম্পর্ক থাকবে, ঠিক আছে? একটা ক্লোজ বন্ডিং যখন থাকবে তখন দেখবেন যে আ কাজ করাটা কিন্তু খুব সহজ হয়ে যায়। হ্যাঁ? স্পেশালি আমার আ অফিসের কথা বলি, আমি যেই টিমটা ম্যানেজ করি। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে আসলে আ আমার টিম মেম্বার যারা আছে, হুম? তাদের জীবনে কি চলছে, না চলছে এগুলোর একটু খোঁজখবর রাখা। আ তারা যাতে কোন সমস্যা হলে আমার কাছে যাতে এসে খুলে কথা বলতে পারে। আ হ্যাঁ? এমন হয় মাঝে, মাঝেই হয়তোবা আমি সলিউশন দিতে পারছি। মাঝে, মাঝে, দিতে পারছি না। কিন্তু তারপরও যে তাদের কথাগুলি আমি মনোযোগ দিয়ে শুনছি। ঠিক আছে? এটা কিন্তু তাদের কাছে আসলে খুব ভালো লাগে। তাদেরকে মনে হয় যে হ্যাঁ, তাদেরকে গুরুত্ব দেয়া হচ্ছে। তখন তারা এই জিনিসগুলি আসলে ফিল করে। তো আমার মনে হয় এই যে, এই ধরনের একটা স্পেস রাখাটা, এই জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। যাতে মানে কথা বলতে যেতে তারা কখনো সংকোচ বোধ না করে। তখন হয় কি যে, আসলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে, আপনার মানে দলের মধ্যে আসলে সমস্যাটা কি হচ্ছে? কিংবা তারা আসলে কী ফিল করছে?
জ্বি। হুম। জ্বি। হ্যাঁ। জ্বি। আচ্ছা। হুম। উম আসলেই না, বুঝতে পেরেছি। দলের মধ্যে যদি বোঝাপড়ার একটা মনোভাব না থাকে এবং সেটা খালি কাজের দল না কিন্তু আমরা ফু মাঝে, মাঝে দেখি না? খেলার দল ইভেন মাঝে, মাঝে ওয়ার্ল্ড কাপের সময় দেখা যায় যে অমুক দলের মধ্যে বড় ২ জন প্লেয়ারের মধ্যে গন্ডগোল লেগে গেল। তারপরে দলের রেজাল্টটা খারাপ হয়, এরকমও কিন্তু হয়। মানে আসলেই অ্যা বোঝাপড়ার ব্যাপারটা কিন্তু খুব জ্বি।
হ্যাঁ। জ্বি। একদম, একদম। <chuckles> হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ, এইযে এইজন্য এই খেলার মধ্যে দেখবেন যে ক্যাপ্টেন যারা আছে, হ্যাঁ? তারা কিন্তু খুব বেশি দায়িত্বশীল হয়ে থাকে। এই ধরনের মানুষজনকেই ক্যাপ্টেন বানানো হয়ে থাকে, যারা কিন্তু সবার সাথে আসলে এরকম relate করতে পারে। সবার সাথে এরকম কথাবার্তা বলতে পারে, হাসি ঠাট্টা করতে পারে, ঠিক আছে? অন ক্যাপ্টেন যখন আসলে সে বুঝতে পারবে যে তার দলের মধ্যে আসলে কোন খেলোয়াড়টা কোন সমস্যা হচ্ছে কার, ঠিক আছে? কিংবা আ কার আসলে কোন জিনিসটা দরকার আছে? সে কিন্তু এগুলি বুঝে হয়তোবা দি নিজের দলটাকে তখন আসলে আরেকটু সুন্দরভাবে গোছাতে পারবে। তাদেরকে আরেকটু ভালো গাইড করতে পারবে। তো এইজন্য আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টরে টিম লিডার যারা আছে, তাদের জন্য কিন্তু আসলে এই জিনিসটা একটা দায়িত্ব বর্তায়, যে আসলে তারা যাতে এইযে দলের মধ্যে একটা খোলামেলা পরিবেশ যাতে রাখে। আসলে communication gap যাতে না হয় কারো মধ্যে।
হুম। আসলেই। হুম। <chuckles> আসলেই, আসলেই। আ এটা কিন্তু খুবই গুছিয়ে বলেছেন যে, হ্যাঁ ক্যাপ্টেনের যে একজন যোগ্য নেতা মানে বড় ভাই হিসেবে দাঁড়িয়ে যায় অনেক সময়। বিপদের বন্ধু বলেন বা, এসব অনেক ক্ষেত্রে ঢাল হিসেবে মানে অ্যা এ খেলার কথাতেই যদি আবার যাই, ওরা তো অনেক সময় সাংবাদিকদের অনেক নজরে থাকে আরকি। <chuckles> তখন তখন ঢাল হিসেবে দাঁড়িয়ে যাওয়া বা, অনেক ক্ষেত্রে code of conduct টা বুঝিয়ে দেয়া, এগুলো কিন্তু অনেক কিছু থাকে আসলে ক্যাপ্টেনের অ্যা ব্যা দায়িত্বের মধ্যে। আপনার টিমের কথা যদি বলি, আপনার দল যেটা, আপনি যেটা পরিচালনা করেন বলছিলেন, উম যে সেটার মধ্যে আপনি সাধারণত মানে কি ধরনের রুটিন বা, কি ধরনের structure ফলো করেন? আপনি বলছিলেন যেটা আমার খুব ভালো লাগলো, যে খালি কাজের টিম এটা, কিন্তু আপনি আবার সবসময় খোঁজখবর নেন, ওর বাসায় কী হচ্ছে? এই ব্যাপারটা কিন্তু আসলেই এ মানে খুবই অসাধারণ লেগেছে আমার কাছে, যে তাহলে কিন্তু একটা personal touch যদি মানুষ ফিল করে না? মানুষ মানে হয়তো মনে করতে পারে, "হ্যাঁ, আমার নিজের। আপনার জন্য ওরাও হয়তো ১ পা বাড়তি করবে। ওরা হ ধরে নিচ্ছে যে ভদ্রলোক তো হ্যাঁ, অফিসের কাজের বাইরেও আমার খোঁজখবর নিচ্ছে। তো অ্যাও আমিও উনার জন্য বাড়তি কিছু করে দিব।" তো আপনি আসলে দলটা ঠিক কিভাবে ম্যানেজ করেন? অ্যাম ডেইলি রুটিনটা যদি একটু বলেন? বা, আ কিভাবে এম মিটিংগুলো সেট করেন? এগুলো কি একটু বুঝিয়ে বলবেন?
হুম। একদম। হুম, হু, হু। <chuckles> হ্যাঁ। রাইট। হুম। উম জ্বি। হুম, হুম, হুম। হ্যাঁ। <chuckles> একদম। রাইট। হুম, হুম, হুম। না একটা দলের মধ্যে কিন্তু এই যে আ এইচ আর যারা আছে তারা কিন্তু দেখবেন যে আসলে বিভিন্ন ধরনের একটিভিটি কিন্তু অফিসে করে থাকে যাতে একটা টিম বন্ডিং যাতে তৈরি হয়। হ্যাঁ? টিম বন্ডিংটা মানে কি? যে আমি আসলে কাজের যে পরিবেশে কাজ করছি, হ্যাঁ? ওই জায়গায় যদি আমার, আমার পাশের কোয়ার্কার এর সাথে যদি আমার ভালো একটা বোঝাপড়া না থাকে, আমার ওয়ার্ক এনভায়রনমেন্টটা যদি আসলে আমি আ একটা সুস্থ ওয়ার্ক এনভায়রনমেন্ট যদি না পাই, ঠিক আছে? যেখানে আমি আমার নিজের ভিউজ গুলো যদি ঠিকঠাক মত এক্সপ্রেস করতে না পারি। তখন কিন্তু দেখা যাচ্ছে, আসলে কাজের ক্ষেত্রে আমার একটা ফ্রাস্ট্রেশন কিন্তু থাকবে। যে বিরক্তি ভাব কিন্তু থাকবে, ঠিক আছে? তো এই যে, যে টিমগুলির মধ্যে এরকম খোলামেলা আলোচনা হয়, হাসিঠাট্টা হয়, ওই টিমগুলি দেখবেন তাদের কাজগুলি কিন্তু খুব বেশি প্রোডাক্টিভ হয়। হ্যাঁ? তো আমি যেটা করি যে, আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে আ টিম মেম্বারদের আসলে যেটা বললাম যে একটু খোঁজখবর নেয়া, হ্যা? অনেক সময় দেখাচ্ছে যে, আ কোন একটা টিম মেম্বার সে কাজে খুব বেশি পারদর্শী। কিন্তু মানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে, আসলে কাজের প্রতি তার মনোযোগটা নেই। কিংবা খুব ছোটখাটো কিছু সিলি মিস্টেক করে বসছে, ঠিক আছে? তো তখন কিন্তু আমি বুঝতে পারি যে, হ্যাঁ, তার হয়তোবা কোন একটা সমস্যা সে ফেস আ ফেস করছে। ঠিক আছে? যার কারণে হয়তোবা তার মাইন্ড টা একটু বেশি ডিস্ট্রাক্টেড। তো তার সাথে তখন একটু খোলামেলা কথা বলার চেষ্টা করি যে, কি সমস্যা হচ্ছে? একটু বোঝার চেষ্টা করি। সবসময় যে এরকম তাদেরকে আসলে কোনো একটা সলিউশন দিতে হবে, এমনটাই না। মাঝে, মাঝে হয় যে, মানুষের আসলে কথা শোনার জন্য একটা লোক দরকার পড়ে, হ্যা? সবাই তো সবসময় সবার সাথে কথা তো বলতে পারে না। তো এই যে তাদের কথাগুলো একটু যখন আসলে শোনার চেষ্টা করি, একটু গুরুত্ব যখন দেই, আ তারাও কিন্তু ভালো ফিল করে যে, হ্যাঁ, বস এর সাথে একটু খোলামেলা আলোচনা করতে পারলাম। তার সাথে একটু কথা বলতে পারলাম। ঠিক আছে? আ তাদের মনটা হালকা হয়। তখন তারা কিন্তু দেখা যায় যে আ কোনো একটা এরকম যদি সলিউশন ও যদি দেই ঠিক আছে? এই জিনিসগুলি আমলে নিলে দেখা যায় তাদেরও সাহায্য হতে পারে। পরে কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার তারা কিন্তু আ মানে ওই উদ্যমী হয়ে আবার কাজগুলি করতে পারছে। ঠিক আছে? তো এটা কিন্তু আমার মানে টিমের ক্ষেত্রেও আসলে প্রোডাক্টিভ হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই সাহায্য করে, হ্যাঁ? প্রোডাক্টিভিটিও বাড়ায়। যখন তারা এরকম মানসিকভাবে সুস্থ থাকে।
জ্বি। হুম। জ্বি। হুম, হুম। আচ্ছা। হুম। জ্বি। <chuckles> হুম। জ্বি। হুম, আসলেই। না ব্যাপারটা তো কে আপনার নেতৃত্ববোধ এবং নেতৃত্ব গুণ আ আমি অবশ্যই প্রশংসা করতে হবে। মানে যেভাবে সুন্দর করে জিনিসটা ম্যানেজ করছেন কাজগুলো, সুন্দর করে গুছিয়ে করছেন। আ অবশ্যই প্রশংসনীয়। একটা যদি মানে একটু নে অন্য ধরনের প্রশ্ন করি। ধরেন আপনি দলটাকে সুন্দরভাবে ম্যানেজ করছেন। দলের সবাই আপনাকে মেনে চলছে। আপনার প্রতি সবার সম্মানবোধ আছে। কিন্তু দলে তো আসলে আরো অনেক মানুষ আছে। সবাই কিন্তু সবার প্রতি সেই সম্মানবোধটা আবার সবার থাকে না হয়তো। দলের মধ্যেই আ ধরেন A, B, C, D, E, F <chuckles> আছে। হ্যাঁ, E এর সঙ্গে হয়তো G এর আ G কে খুব একটা পছন্দ করে না বা, এরকম একটু ঝামেলা তো হয়ই অনেক সময়। সেই ধরনের এ কোন ঘটনা কি কখনো হয়েছিল আপনার দলে বা, সেটা আপনি কিভাবে সামাল দিতেন? এরকম কিছু কি আছে?
হ্যাঁ। জী। হুম, হুম, হুম। হ্যাঁ, একদম। <chuckles> হুম। হ্যাঁ, এটা তো হয়ই। আ হ্যাঁ, এমন আসলে অনেকটা সময়ে হয়ে থাকে। আমি যেটা আসলে অফিসের মধ্যে <chuckles> করি যে আমরা অফিসের মধ্যে হচ্ছে যে এরকম আ মানে অতিরিক্ত এরকম আসলে
আচ্ছা।
political কিংবা হচ্ছে যে নিজের একবারে খুব মানে যেসব opinion নিয়ে হয়তোবা সমস্যা হতে পারে কিংবা ওইযে হয় না? যে একটা অফিস politics এর ব্যাপার থাকে যে, কয়েকজন মিলে grouping করে হয়তোবা আরেকজনের ব্যাপারে এরকম খারাপ কোনো কথা বলছে কিংবা আরেকজনকে এরকম সমস্যায় ফালার চেষ্টা করছে। হ্যাঁ? তো এই জিনিসগুলি আসলে আমি সবসময় চেষ্টা করি যে অফিসের মধ্যে যাতে মানে এই ধরনের কোন পরিবেশ যাতে সৃষ্টি না হয়। কারণ এগুলি হলে পরে দেখা যায় যে পুরোপুরি কিন্তু আসলে কাজের ক্ষেত্রটাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ? আ যে কাজ করে কিন্তু যারা, যারা এরকম আসলে অফিসে আছে, তারা কাজ করে কিন্তু মজা পাবে না। এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যাবে। তো মানে এরকম যদি দেখি যে কেউ harsh কোন কথাবার্তা বলছে অন্য কোন একটা কলিগকে, ঠিক আছে? তখন কিন্তু আমি আসলে তাদেরকে এরকম মানে ১ম এ একটু বোঝানোর চেষ্টা করি। পরে যদি দেখি যে এই জিনিসগুলো continue হয়ে যাচ্ছে আমি কিন্তু তাদেরকে warn করি যে না আসলে অফিসের মধ্যে যে এই ধরণের এই বিষয়গুলো আসলে চলতে দেওয়া সম্ভব না।
হুম, হুম। জি, জি। হুম, হুম, হুম। হ্যাঁ। জি। আসলেই। না ব্যাপারটা তো মানে আপনি যেভাবে সুন্দর করে ম্যানেজ করছেন, এবং যে হ্যাঁ, অফিস পলিটিক্স, কোনভাবেই অফিস পলিটিক্সটাকে মানে গ্রহণযোগ্যই হতে দিচ্ছেন না, সবার মাঝে। আ আ তারপরেও তো মাঝে, মাঝে দ্বন্দ্ব লেগে যায়। এটা হতেই পারে আসলে। উ জি, হয়তো পলিটিক্স না, আর আমাদের যেইটা হয় আরকি। পলিটিক্স ছাড়াও মানে একজন একটু বেশি ভালো করছে, দেখলেও কিন্তু মানুষ মাঝে, মাঝে মনে করে যে, "হ্যাঁ আচ্ছা কি হচ্ছে? ওকে একটু বেশিই প্রশংসা করা হচ্ছে কেনো?" আ ব দল বেঁধে যে সবাই একটা কাজ করবে, সেই ইয়েটা কিন্তু অনেক ক্ষেত্রে থাকে না। অনেকের মধ্যেই থাকে। তবে কেন জানি না, জি। উম অনেকেই ভাবেন উ
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হুম, হুম, হুম। হ্যাঁ, একদম, একদম। <chuckles> আ জি। হুম। হ্যাঁ, এইটাই। তো এই যে মাঝে, মাঝে দেখা যায়, অফিসের মধ্যে বিভিন্ন ধরনের এই যে গসিপ কালচার ও থাকে। যে ১ জন আরেকজনকে নিয়ে গসিপ করা, কথাবার্তা বলা। ঠিক আছে? আবার এই যে যেটা বললেন, যে হয়তোবা কেউ ভালো করলে অ্যা তখন আরেকজন একটু মনোক্ষুণ্ণ হয়। যে, "হ্যাঁ, আমার তো আসলে ওই পজিশনটা পাওয়ার কথা ছিল।" কিংবা, "আমার তো ওই পজিশনে থাকার কথা ছিল। সে কিভাবে পেয়ে গেলো?" এইগুলি নিয়ে মাঝে, মাঝে একটু আ মনোক্ষুণ্ণ হয়। ঠিক আছে? অনেকেই। তো এইজন্যে আমার মনে হয়, যে এই যে অফিসের মধ্যে আসলে একটা বন্ডিং সেশন, ঠিক আছে? এইগুলি করাটা খুব দরকার। যাতে সবাই মানে একজন আরেকজনের সাথে যাতে এই যে কো-ওয়ার্কার যাতে একটা মানে সৌহার্দ্যপূর্ণ আ সম্পর্কে যাতে তাদের মধ্যে থাকে। যে আসলে আ কোন কিছু নিয়ে এরকম ছোটখাটো বিষয় নিয়ে যাতে মনোমালিন্য না হয়।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। জি। হুম, হুম। জি। আসলেই, আসলেই এটা খুবই জরুরি। মানে এই ছোটখাটো বিষয় থেকেই কিন্তু আস্তে, আস্তে বড় হতে থাকে। মানে তিল থেকে তাল হয়, বলে না? ছোট, ছোট ইস্যু থেকেই কিন্তু আস্তে, আস্তে বড় হতে, হতে, হতে দেখা যায়, যে দলের মধ্যেই একটা য ছোট, ছোট আরো, আরো ছোট দল হয়ে গেলো। সেই ছোট দল এ আবার এ, এর সঙ্গে ঝামেলা। সবাই মিলেমিশে আরেকটা জটিলতা ক্রিয়েট হয়ে যায়। না এই জ এই কারণেই আসলে খোলামেলা যোগাযোগ, এবং মানে একজন আরেকজনের প্রতি সম্মানবোধ আমি বলব। যেটা আপনি খুব সুন্দর করে আপনার নিজের দলে মেইনটেইন করছেন। সবসময় খুব জরুরি আসলেই। আর
একদম। <chuckles> হ্যাঁ। উ হুম। জি।
আরেকটা জিনিস কিন্তু হয়। ধরেন এক এক যে সবার য ব্যাকগ্রাউন্ড টা তো আসলে সেইম না। হ্যাঁ? একেকজন হয়তো একেক জায়গা থেকে এসেছে। অনেক রকম হয়েছে সবাই সবার সাংস্কৃতিক বোধ, ব বয়সভিত্তিক বা রুচি এইগুলাও কিন্তু আসলে একই রকম হয় না। কেউ হয়তো নাটক, গল্প, কবিতা খুব পছন্দ করে, কেউ হয়তো একটু খেলাধুলা পছন্দ করে। এরকম হয় না আসলে দলের মধ্যেই। এগুলো কি কখনো আসলে খোলামেলা যোগাযোগের ব্যাপারে বা দলের মধ্যে সম্প্রীতিপূর্ণ মনোভাবটার ব্যাপারে একটু বাধা হয়ে দাঁড়াতে পারে?
হুম। রাইট। হ্যাঁ। হুম। আ হ্যাঁ, এটা অনেক সময় হয় যে আসলে এই যে আ এই ধরনের একটা পরিবেশ থাকলে, তখন দেখা যায় খোলামেলা কথা বলাটা একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে? তো এই যে এটার জন্য আমার মনে হয় যে আসলে আ যারা দলের নেতৃত্বে যারা আছে, ঠিক আছে? তারা কিন্তু আসলে চেষ্টা করলে পারে যে আসলে দলের মধ্যে সবাইকে একসাথে মিশে, আ কোন একটা এরকম আসলে অ্যাক্টিভিটি করা, যেগুলির মাধ্যমে হয়তো দলের সবাই আসলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে কাজ করতে। আর এই যে নিজেদের মধ্যে যাতে আসলে কোন মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে তৈরি না হয়, এই জিনিসটা এনসিওর করা খুব গুরুত্বপূর্ণ।
জি। উ হুম। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। মিসআন্ডারস্ট্যান্ডিং টা এভয়েড করাটা কিন্তু এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আবার এক অর্থে। মিসআন্ডারস্ট্যান্ডিং খুব ছোট্ট শব্দ, ছোট্ট ব্যাপার। কিন্তু মানে এটাকে এভোই মানে আমরা চাই সেটাকে পরি পরিহার করে চলতে কোনো ভাবে যেন না হয়। কিন্তু কোনো না কোনোভাবে হয়ে যায়। এ, এটা বলেছে হয়তো, ও এটা এই সুরে কেন বলল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটাই অনেক সমস্যা হয়ে গেল। উম এরকম হয় এ আপনার কি কখনও এরকম হয়েছে? যে দলের মধ্যে কোন দ্বন্দ্ব হয়েছিল, সেটা আপনি সলভ করেছেন। ২ জনের মধ্যে হয়তো উ হয়তো ভুল বোঝাবোঝিই হয়েছিল। বলবেন নাকি?
একদম। অ্যা হ্যাঁ। জ্বি। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> এ না এটা তো অনেক সময় দলের মধ্যে হয়ে থাকে যে একটা কমিউনিকেশন গ্যাপ যদি হয় ঠিক আছে? কিংবা দলের মধ্যে যদি ওই মিউচুয়াল রেসপেক্ট টা যদি না থাকে। তখন দেখা যায় যে ছোটখাটো ব্যাপারে মাঝে, মাঝে আ দলের সদস্যদের মধ্যে আসলে ঝগড়াঝাটি হয়। ঠিক আছে? তো এগুলি আসলে আমার মনে হয় যে ডিল করার বেস্ট ওয়ে হচ্ছে কি যে, আসলে দলের মধ্যে যত বেশি কথা হবে, ঠিক আছে? কিংবা আপনি ওইযে একটা ওপেন স্পেস যখন রাখবেন যে নিজেদের মতামতগুলি শেয়ার করার ক্ষেত্রে, হ্যাঁ? আ এই জিনিসটা রাখলে তখন দেখা যায় যে আসলে সবাই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে। আর নিজেদের মধ্যেও একটা যখন ইন্টারেকশন বারবার হতে থাকে প্রতিদিন কিছু না কিছু নিয়ে। আমরা যেমন যেটা করি যে প্রতিদিন যখন ব্রেক টাইম যখন থাকে, তখন কিন্তু আমরা সবাই দেখা যাচ্ছে যে একসাথে মিলে লাঞ্চ করি। আহ যে একজন আরেকজনের সাথে এরকম লাঞ্চ শেয়ার করি। ঠিক আছে? তো এগুলি করলে তখন দেখা যাচ্ছে যে দলের মধ্যে কিন্তু একটা ভ্রাতৃত্ববোধ কিন্তু বাড়ে। হ্যাঁ? তো এই যে আমার এগুলি আমার মনে হয়, যে দলের মধ্যে এ ধরনের সমস্যাগুলি থেকে আসলে বিরত রাখে কিংবা আ এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলি যাতে না হয়, এইজন্য কমিউনিকেশন টা আসলে খুব গুরুত্বপূর্ণ।
জ্বি। হুম, হুম। হুম। জ্বি। আচ্ছা, বাহ! মানে হুম। উম অবশ্যই, অবশ্যই। না, এমনিতে এইটা কিন্তু খুবই ভালো একটা পয়েন্ট বলেছেন। আমি মানে হঠাৎ করে আমার মাথায় একটা ত ইয়ের মত লাগলো, যে এই যে কমিউনিকেশন তো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই। কিন্তু এই যে আপনি বললেন, সবাই একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেন। অ্যা অ মাঝে, মাঝে আবার খাওয়া শেয়ার করেন। এই ছোট্ট জিনিসটাই কিন্তু খুবই একটা কাজের জিনিস। মানে কোথায় কোনো একটা প্রবাদ জাতীয় আছে, যারা একসঙ্গে বসে খায়, তাদের মধ্যে সম্প্রীতিবোধটা বেশি থাকে। এই ধরনের একটা প্রবাদই আছে, কিন্তু আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ? এটা হয়তো ফ্যামিলির ক্ষেত্রে বলা হয়। মানে আপনার দলটাও কিন্তু সেক্ষেত্রে একটা পরিবারই হয়ে গেছে।
হ্যাঁ, হ্যাঁ। জী। <chuckles> হ্যাঁ। একদম, রাইট, রাইট। <chuckles> হ্যাঁ। কিন্তু দলও তো আসলে একটা পরিবারের মত। যে আপনি কিন্তু অনেকটা সময় দেখবেন, যে আসলে অফিসে যদি আ কাটান, কিংবা আ যারা স্পোর্টসম্যান যারা আছে, তারা কিন্তু অনেকটা সময় দেখা যায় যে দলের সাথেই কিন্তু সময় কাটায়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি বলব, যে আপনার দলটা হচ্ছে যে আপনার 2nd পরিবার। হ্যাঁ?
জি। জি, জি, জি। এ অবশ্যই। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি ইমা দলের মধ্যে মানুষকে কিন্তু ফিডব্যাক তো দিতেই হয় অনেক সময়। এর কাজে, ওর কাজে। তো এরকম অনেক সময় তাতে খোলামেলা কথাও বলতে হয়। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা যেটা বলি সেটাও করতে হয়। এরকম কেউ যদি খোলামেলা কথা বলতে গিয়ে, খোলামেলা কোলাহ কমিউনিকেশন এর তো অনেক ভালো দিক আছে। কিন্তু মাঝে, মাঝে যদি এটা শুনে কেউ খারাপও বোধ করে, আঘাত বোধ হয়, বা ভুল বোঝাবুঝি হয় তখন সেট সেটা কিভাবে সামলান আপনি?
হুম। জি, অবশ্যই। হু, হুম। রাইট, হুম, হুম, হুম। আ না আসলে আমার মনে হয় যে, হ্যাঁ, communication করার তো দরকার এবং feedback দেয়াটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু তখন বুঝতে পারি যে, হ্যাঁ, তাদের কাজগুলি কেমন এগোচ্ছে কিংবা কোন সমস্যা হচ্ছে কিনা? আ আমি যেটা করে থাকি, আমি কিন্তু কখনো আসলে রূঢ়ভাবে কাউকে কোনো কিছু বলি না। আমি জিনিসগুলি হয়তোবা আমার নিজের example দিয়ে বলি যে "হ্যাঁ, দেখো আমারও আসলে এরকম আগে ভুল হতো। আমি যখন কাজ করতাম আমার দ্বারাও এখনো ভুল হচ্ছে। ঠিক আছে? কাজ করতে গেলে এই ধরনের ছোটখাটো ভুল হতেই পারে। কিম মূল কথা হচ্ছে যে আসলে ভুল থেকে কতটুক শিখছি। কিংবা শিক্ষা নিতে পারছি কিনা? আপনি শিক্ষা নিতে পারলে তখন কিন্তু আপনি আ এইযে এই ভুলগুলি উপড়িয়ে হয়তোবা আপনি এগিয়ে যেতে পারবেন। কিন্তু যদি আসলে ভুলগুলি এরকম ঢাকা পড়ে থাকে, তখন কিন্তু মানে এই ভুলগুলি দেখা যাবে যে আপনি continue করতে থাকবেন বারবার।" তো আমি সবাইকে কিন্তু নিজের example টা দিয়ে আগে বোঝাই। আর তাদেরকে সবসময় আমি চেষ্টা করি যে ভুলটাকে একটা শিক্ষার সুযোগ হিসাবে দেখা আ দেখার। নিজেও আসলে জিনিসটা করি। আর অন্যদেরও বলি যে, "দেখো, আসলে ভুল হতেই পারে। তো জিনিসটাকে একটু lightly নেওয়ার চেষ্টা কর।"
জ্বি। অবশ্যই। হুম। বাহ! আপনার সঙ্গে এইযে দলের মধ্যে খোলামেলা যোগাযোগ নিয়ে কথা বলতে, বলতে কীভাবে যে সময় কেটে যাচ্ছিল? টেরই পাচ্ছিলাম না। আসলে আপনি যে ছোট্ট, ছোট্ট এ কাজগুলো করছেন যে, হ্যাঁ, আইডি এ নিজেদের আইডিয়া যেন সবাই মানে য়ে শেয়ার করতে পারে। Open session, আ এইযে নিজেই ছোট ভুল নিজেকে এর নিজের উদাহরণ দিয়ে ভুল দেখিয়ে দেয়া, উম তারপর সেটাকে শিক্ষা উম পরিণত করা। এই ছোট্ট, ছোট্ট ব্যাপারগুলো কিন্তু খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনার অনেক আইডিয়াগুলো নিয়ে। এ অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন।
উম জি। <chuckles> হ্যাঁ। আপনার সাথে কথা বলেও বেশ ভালো লাগবে যে আসলে একটা দলের মধ্যে কিভাবে একটা যোগাযোগটা বজায় রাখা যেতে পারে? একটা সুন্দরভাবে কিভাবে একজন আরেকজনের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যোগাযোগ কতটুক গুরুত্বপূর্ণ? এ ব্যাপারে আসলে কথাবার্তা বললাম। বেশ ভালো লাগলো। আশা করি আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।